অ্যাঁ জ্বি ভাই বুঝতে পারলাম। তো এরকম যে দেখা যাচ্ছে এক কথা আপনার মধ্যে একটা এখন আসক্তি কাজ করছে বা এক কথায় রিলে ঢুকলে যে আপনার সময় যে এক কথায় পারই হচ্ছে না মা দেখা যাচ্ছে এই জিনিসটা থেকে বের হয়ে আ স কঠিন হয়ে যাচ্ছে আপনার জন্য। তো এর জন্য মানে অনেকে দেখা যায় কি যেরকম আ কিছু অ অ্যাপ, ত অ্যাপ অ ব্যবহার করে যাতে এক কথায় তারা একটু আ নিয়ন্ত্রণে আনতে পারে আরকি। দেখা যায় এটা হতে পারে যে আ নোটিফিকেশন বন্ধ করার মাধ্যমে বা এক কথায় আ কোন একটা অ্যাপ ব্যবহার অ করার মাধ্যমে যা, আপনি কাজ করছেন তো আপনার জন্য এখন আ মানে বিরক্ত না হয় বা ৫ মিনিটের বেশি দেখতে না পারেন। এ এরকম কি কোন ব্যবস্থা নিয়েছেন নাকি কোন অ্যাপের মাধ্যমে বা যেন আপনি একটু নিয়ন্ত্রণ করতে পারেন?
হুম। হ্যাঁ এখানে আসলে হচ্ছে যে অনেকে মানে এরকম করে আরকি, তালা কি করে তারা এই স্ক্রিন সেভার iPhone এর স্ক্রিন সেভার আছে। তারপর হচ্ছে যে Andriod এরকম অনেক অ্যাপ আছে। দেখা যায় অ্যাঁ সেগুলোর বেশি একটা টাইম ইউজ করলে নাকি অ্যাপ অটোমেটিক্যালি বন্ধ করে দেয়। আমি শুনছি এগুলা আরকি। ঠিক আছে? তো আমি আসলে কখনো এটা ব্যবহার করা হয় নাই আমাকে নিজে থেকে আসলে
জ্বী, জ্বী বুঝতে পারলাম।
আ আমি আসলে এখন এটা যদি আসলে বলি। তে মানে আমি আসলে যে ছ ছাড়বো ছাড়াটা আসলে তেমনভাবে এখনো অতটা সিরিয়াস ভাবে আসলে ছাড়তে চাই না আরকি। দেখেন আরো অনেক ভালো দিকও আছে। এমনি যে আসলে সোশ্যাল মিডিয়া ছাড়ার, বা ছাড়তে না পারার পিছনে কিন্তু আরো অনেক ভালো দিকও আছে। যেমন আমি আসলে বর্তমানে ধরুন যে দুনিয়ার হ্যাঁ দুনিয়ার সম্পর্কে একটা নিউজ গুলো জানতে পারি সবার আগে। আপনি এছাড়া নিউজ কেমনে জানবেন? নিউজ জানবার জন্য আপনাকে খবরের কাগজের যে পেজ গুলো সেগুলোতে ঢুকি। আর এমনি এখন আসলে যে অবস্থা হয়েছে এখন তো পেপার পত্রিকা কিনে আসলে এ্যা পড়তে, পড়তে ২৪ ঘন্টা লেট হয়ে যায়। ঠিক আছে? মানে আমি আজকে যদি আসলে একটা নিউজ মাত্র আসতেছে, এই নিউজ কিন্তু আমি পত্রিকাতে পাবো আগামীকালকে যেটা হার্ড কপি বলা আরকি, পত্রিকার যে হার্ড কপি, পাবো হচ্ছে আগামীকালকে। এখনো ১ দিন অপেক্ষা করার মতো অবস্থা কিন্তু আর আমাদের নাই। মানে আমাদের বর্তমান সমাজের এখন আর নাই।
হ্যাঁ। ত <chuckles> জি, জি। আচ্ছা এই জিনিসটা হ্যাঁ। হ্যাঁ। তো ভালো দিকগুলো যদি একটু বলতেন। হু, হু। জি, জি। হ্যাঁ, বুঝতে পারলাম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। এখন সব দ্রুত দূর, দূর হয়ে গেছে। দেখা যায় এরকম সোশ্যাল মিডিয়া যে একটা যুগ এখন, এখন কিন্তু দেখা যায় অ্যাঁ সবকিছু খুব তাড়াতাড়ি জানা যাচ্ছে বা এদ মানে আ ঘটনা অ ঘটার সাথে সাথেই কিন্তু মানুষ এক কথায় আ গ্রুপের মধ্যে বা আ বলে দিচ্ছে যে এরকম একটু সমস্যা। দেখা যায় অনেক সময় ট্রাফিক এর যে একটা জিনিস থাকে ওটাও কিন্তু অনেক সময় অ্যাঁ মানে এরকম সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় যে আ অমুক জায়গায় কোন একটা অ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে বা এখানে জ্যাম আছে আ বা এই রাস্তার বিকল্প রাস্তা ব্যবহার করতে। তো এগুলো কি আপনিও কোন সময় অ্যাঁ দেখেছেন নাকি কোন একটা মানে আপনার অ্যাঁ কোন জায়গায় যাওয়ার ক্ষেত্রে দেখা গেল আপনি কোন একটা আ সোশ্যাল মিডিয়া তে কোন নিউজ দেখলেন যে এখানে এ কোন একটা ব মানে অবরোধ চলছে বা এরকম জিনিসের কারণে আপনি পরে ওই কাজটা পরে করেছেন বা এক কথায় একটু আ মানে এরকম জ্যাম থেকে রেহাই পাওয়ার কোন গল্প আছে নাকি? <chuckles> যদি একটু বলতেন।
হুম।